ও আচ্ছা।
মানে একটা আরেকটা মানুষ লিখছে কমেন্টে যে এটা ফটকা পেজ, ফ্রড পেজ টাকা এভাবে মেরে দিয়েছে। আমি তারপর টেক্সট দিয়ে বললাম, "আপনাদের লজ্জা লাগেনা আমাকে এভাবে মানে ঈদের আগে মানুষ কিভাবে ইয়ে করতেছেন। এভাবে স্কাম করে টাকা নিচ্ছেন মানুষের থেকে?" তখন ও বলে কি, "না আমার কোনো লজ্জা নেই।" এবার "ঘুমান কিভাবে? লজ্জা নেই।" সে বলে কি, "হ্যাঁ, শান্তিতে আমার বিছানায় ঘুমাই।"
হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। হু, হু, হু, হু। ও আচ্ছা, আচ্ছা। হু, হু। ও আচ্ছা, আচ্ছা। হু, হু, হু, হু। না, এরকম লোক আসলে আছে। সমাজে এরকম লোক আছে। তবে এদেরকে শুধরানোর জন্য অনেক সময় হয় কি আমরা তো এ এমনিতে তাদের মধ্যে একটু আ সচেতনতাবোধ তৈরি করার জন্য যে কথাগুলো বলার সেগুলো কিন্তু বল বলতে পারি। কিন্তু অনেক সময় হয় যে এগুলো শুনে তারা এক কান দিয়ে বের করে অন্য কান দিয়ে মানে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। তবে হয় কি যদি আমরা এদেরকে একটু আ আইনের মাধ্যমে কোনো একটা পানিশমেন্ট দিতে পারতাম। আ তখন কিন্তু সমাজে এরকম লোক আসলে কমে যেতো। হ্যাঁ, আর এহ আচ্ছা, আচ্ছা।
চিন্তা করেন। হ্যাঁ। আর একটা বেড। হুম, একদম। দিয়েছি। হু, হু। আমি আমি করেছি কি? বিকাশে রিপোর্ট করে দিয়েছি
ও আচ্ছা। তাই নাকি?
যেনো ওদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। জি, দেখি কি হয়, দোয়া করেন। <chuckles>
হু, হু। <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনি যেনো আপনার সেই এ রিপোর্টটাকে ভালোভাবে আপনার আপনার মতো করে আপনি যেনো ফলাফল পান সেটা আসলে আমি দোয়া করতেছি। তো এইযে নিজেকে যে প্রকাশ করার যে বিষয়টা আ মানুষের এ চিন্তা চেতনা যেরকম সে কাজও করে সেরকম। আর আ তার মধ্যে আউটকামটাও কিন্তু সেভাবেই চলে আসে। এখন সেটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য, আর মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য না, সেটা সে তার মতো করে কিন্তু ভাবে চিন্তায় সেভাবে করে। আর যারা মূলত একটু সচেতন ব্যক্তি একটু জ্ঞান রাখে। হ্যাঁ, একটু এডুকেটেড তারা কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে মেনে চলতে পারে। আর যাদের মধ্যে একটু এ জ্ঞান কম বা তাদের পড়াশোনা কম এ তারা এগুলো বিষয় নিয়ে খুব একটা আসলে মাথা ঘামায় বলে আমার মনে হয় না। আ যদিও বা তাদেরকে সচেতন করা আমাদের উচিত। তাই নয় কি?
জ্বী। হুম, হুম। জ্বী। এরকম। সেইটাই। হু, হু। করে। হ্যাঁ। হুম। জী। হুম, হুম, তা তো ঠিক। হ্যাঁ। চিন্তিত না। না। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমাদের এসব মানে একটা ছোটখাটো করে মানে সচেতনতার জন্য আমার মনে হয় যে এটলিস্ট তাদেরকে যারা ভুল করে তাদেরকে এমন একটা ক্রাইম এর জন্য মানে পানিশমেন্ট করা উচিত। এমন শিক্ষা দেওয়া উচিত যেন আরেকজন দেখে বুঝে যে আয়হায়! এই কাজটা করলে এরকম, এরকম শিক্ষা পাবো। তো আমি এই কাজটা করবো না।
হুম, হুম। হুম, হুম, হুম। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, একদম, একদম। জ্বী, জ্বী। হ্যাঁ, আপু এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লা
জি।

ওহ রিয়েলি?
যদি সে আমার কথাটা শুনত, হ্যাঁ। আ ঐযে হায়, হায় তাহলে যে আমি কিভাবে বাঁচছে ওরা আমি জানি না। আ যদিও আমারও কথাটা শুনে নাই বেঁচে গেছে এইজন্যই, যাই হোক। আ যাই হোক কিন্তু এরকম লজ্জার বিষয় অনেক হয়। তো তখন আমার মনে হচ্ছিল যে মাটিটা
হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু, হু। ও আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
খুরে আমি যদি মাটির ভেতরে ঢুকে যাই তো একটা লজ্জায় এই অবস্থা তো
ও আচ্ছা, আচ্ছা ত তবে এই যে অ্যা হ্যাঁ আমরা যে এগুলো নিয়ে বলতেছি না যে এমন সময় হয় আমরা আত্মপ্রকাশ করতে পারি না আমাদেরকে লজ্জা লাগে। কিন্তু আপনি খেয়াল করবেন সমাজে এমন কিছু লোক আছে অ্যা এইটা কিন্তু এমন না যে আপনি কোন ভালো কাজ করলে সবসময় সেটা প্রকাশ করে বেড়াতে হবে বা আ নিজেকে এ শো অফ করে দেখাতে হবে যে এটা আমি করেছি। কিন্তু এমন হয় যে আপনি খেয়াল করবেন এ যে সকল বিষয় এমন আমরা করি যেগুলো আসলে প্রকাশ করার মত না যেগুলো খারাপ লাগে অনেক সময় দেখা যায় এগুলোর জন্য আমরা লজ্জাবোধ করি। কিন্তু সমাজে এমনও কিছু লোক আছে যারা এমন এমন খারাপ কাজ করে বেড়ায়। কিন্তু এসবের ফলে তাদের মধ্যে একটুও লজ্জাবোধ কাজ করে না। তারা মানুষের সামনে এসব অ্যা এ সুন্দরভাবে বলে দেয় যে, "নাহ আমি এটা করেছি।" আরে ভাই তুমি একটা খারাপ কাজ করেছো, আর তুমি সেটা আবার মানুষের সামনে বলে বেড়াচ্ছ যে, "তুমি এই কাজটা করেছো?" তো এরকম এইরকম নির্লজ্জ লোক কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই। আপনার এখানেও কি আপনি এরকম কোন লোক দেখতে পাইছেন?
হু, হু। শো অফ করতে হবে। হ্যাঁ। হুম। জি। কাজ করে না। হুম। সেটাই নির্লজ্জাটা আছে। হ্যাঁ। আল্লাহ ভাইয়া ২ দিন আগে বুঝছেন Facebook এ ফোনের কেস অর্ডার দিছি নতুন ফোন কিনেছি দেখে। তো ঐখানে আমাকে বলেছে যে "হ্যাঁ ২-১ দিনের মধ্যে পাবেন।" আমি বলেছি "আপনি এত জলদি অর্ডার নিচ্ছেন ঈদের আগে আপনি দিতে পারবেন? ঈদের আগের দিন চাঁদ রাতে?" বলে, "হ্যাঁ পারবো, আপনি নিলেই দিতে পারবো।" আমি বলছি যে আচ্ছা। উম বলে যে fifty percent পে করতে হবে প্রিপেইড। আমি তো তখন ভাবছি হ্যাঁ প মানে খটকা আছে। তো আমি দেখলাম পেজ 2 এ গেলাম। পেজে যেয়ে দেখি যে না ঠিক আছে বিশ্বাস করতে পারবো কারণ পেইজে অনেক লাইক। তো আমি বিশ্বাস করে নিলাম তাদেরকে যে অ্যা one fifty seven thousand লাইক তো পেজটাকে বিশ্বাস করলাম। করে আমি টাকা দিছি। টাকা দেওয়ার পরে দেখি যে কাল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওরা রিপ্লাই দেয় না আমাকে আর দেখলাম যে অনেককেই এভাবে স্ক্যাম করে দিছে।
হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। ও আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু, হু, হু আচ্ছা। ও আচ্ছা। হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। হু, হু। ও আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা।